একদমই তাই, একদমই তাই।
মানে আমি আসলে কখনোই প্রেফার করি না। যদিও আমিও কোন কোম্পানির আন্ডারে জব করি। কিন্তু আমার কাছে মনে হয় না যে, এটা গুড কোন ওয়ে। কারণ আপনি নিজেই তো দেখছেন যে, বড়, বড় কোম্পানিগুলো যেভাবে আসলে লে অফ দিচ্ছে।
জি। হুম, হুম, হুম, হুম। একদমই। জি, জি, জি। এছাড়া মার্কেট প্লেস বলতে লাইক আমি আসলে এখনো হচ্ছে যে, এআই অটোমেশন এর কাজ করছি না? মানে এআই এজেন্ট। যাইহোক ওইটাও আসলে ওয়েব অটোমেশনেরই, ঐটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে খোলা আরকি। জাভাস্ক্রিপ্ট, LangChain এসব, এসব ইউজ করে। সো ওই জিনিসগুলা ধরেন, আমিও আমারও অনেক ঐ প্রজেক্ট টা দেখে, আমারও আসলে একটু ডিফারেন্ট আইডিয়া আস আ আছে। আমিও ভাবতেছি আসলে একটা স্টার্ট আপ নিয়ে যদি কাজ করা যায়। আসলে আমার মেইন প্রবলেম হচ্ছে, আসলে আমি সেল করবো কোথায়? এই বিষয়টা নিয়ে এই প্রবলেম আরকি।
তাই না? হ্যাঁ। জি। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। ডেফিনিটলি। হ্যাঁ। <sniffs> আ আপনার হচ্ছে অবশ্যই মার্কেট তো অনেক গুরুত্বপূর্ণ স্টার্টআপ কোম্পানির জন্য। মানে আপনি যদি নিজে স্টার্ট আপ দেন আ অনেক বেশি টাফ ১ম দিকে। কিন্তু আমার মনে হয়, এখন যে পরিমাণে আপনার আ মার্কেটিং টুলস এভেইলেবল, যেমন আপনি যদি Google Ads ইউস করেন, লোকাল বিজনেস আপনি টার্গেট কান্ট্রি সেট করে দিবেন, যেগুলো এখন আলরেডি যারা এআই বেশি লেভেলে অ্যাডপ্ট করছে, আপনার অ্যাডভার্টাইজমেন্ট এর লোকেশন হবে, সেই কান্ট্রি গুলোতে। তাহলে আপনি হিট করতে পারবেন। <sniffs> তারপরে আপনি যে কথাটা বললেন ভাই যে, আপনি এআই এজেন্ট নিয়ে কথা বলছেন। আমি আমার মানে অফিসিয়ালি না, বাট আমার পার্সোনাল অনেক প্রজেক্ট আছে। আ LangChain এর পরেই। আ আপনি মনে হয় n8n এর কথা শুনেছেন, না? n8n?
জি, জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি। জি। উহুম জি, জি। জি। উম বুঝতে পেরেছি। জি, জি, জি, জি। হুম। জি, জি। জি, জি। জি, জি। আ আ হ্যাঁ, হ্যাঁ।